হুম।
তো আমাদের আগে, যেরকম আমাদের ছোটবেলায় আমাদের বন্ধু বান্ধব ছিল কিন্তু হাতে। ১০ জন, ১২ জন, বড়জোর ১৫ জন, তাই না? এর বেশি বন্ধু বান্ধব কিন্তু আমাদের ছিল না। আ তো ওই ৫ ৭ জন ১০ জন বন্ধুবান্ধবের সঙ্গে ইন্টারেকশন টা কানেক্টিভিটি টা মন খুলে কথা বলার ব্যাপারটা যত ফিজিক্যাল যত ইয়া ছিল অ্যাপিলিং ছিল। এখন দেখা যাচ্ছে যে, ১০০, ২০০, ৩০০ মানুষের সঙ্গে কথা হচ্ছে কিন্তু কারো সাথেই, মন খুলে কথা হচ্ছে না, বিশ্বাসের জায়গাটা থেকে কথা হচ্ছে না। তো এটা আমি মনে করি যে এইটা হচ্ছে মূল কারণ মানুষের একাকিত্বের অর্থাৎ, আ কথা বলার সুযোগ থাকলেই যে মানুষ আ একাকিত্ব ঘুচে যাবে ব্যাপারটা তা না। <chuckles>
হ্যাঁ। ঠিকই, বলেছেন। হুম, হুম, হুম। হ্যাঁ। হুম, হুম। ঠিকি বলেছে। হুম, হুম, একদম। ঠিকি বলেছেন। হ্যাঁ, আমার কাছেও এটাই আসলে মনে হয় যে, আসলে আ আমরা যেহেতু কিছুটা সোশ্যাল্লি কানেক্টেড হয়ে গিয়েছি, কিছুটা মনে হয় যে আসলে একাকিত্বের যে বিষয়টি, সেটা আসলে আ অনেকটাই মনে হয় যে আসলে আমরা একাকিত্ব হয়তো হব না। কিন্তু আসলে বাস্তব প্রেক্ষাপটে অনেক সময় হয়ে যেতে হয়। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে আসলে আ প্রযুক্তি কিন্তু অনেক আ ইতিবাচক এবং এর আ বিপরীতটাও কিন্তু রয়েছে। পাশাপাশি দেখা যায় যে, আসলে আমরা কিন্তু আসলে যেহেতু আসলে এমন একটি প্রজন্মে বা আমরা এমন একটি পর্যায়ে আসলে চলে এসেছি, আমাদের জীবনে কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু আসলে প্রযুক্তি জড়িয়ে পড়েছে। এবং আ দিনকে দিন যদি আসলে আমরা প্রযুক্তি না ব্যবহার করি বা কিছুটা যদি সেখান থেকে নিজেদেরকে আসলে গুটিয়ে নিই, তাহলে কিন্তু আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলার যে ব্যাপারটি, সেটা আসলে পারব না। তো আমার কাছে মনে হয় যে, আসলে যেমন প্রযুক্তি আমাদের জীবনে আ প্রয়োজন রয়েছে, তার পাশাপাশি যদি আসলে আমরা প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। যেমনটি আ যখন আসলে আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, তখন যদি আসলে আ সবসময় বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার রয়েছে সেটার প্রতি যদি আসলে আসক্ত হয়ে উঠি, বা কেউ কোনো ধরনের গেমস এই যে ব্যাপারগুলো রয়েছে, সেটা যদি কিছুটা আসলে কমিয়ে এনে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে আমরা কিন্তু ফ্রিল্যান্সিংটাও কিন্তু আসলে অনলাইনের মাধ্যমে বা ভার্চুয়ালি করে থাকতে পারি। আমার কাছে মনে হয় যে, আসলে আমরা যদি আ সবকিছু নিয়ন্ত্রণ করে একটি স্কিল গ্রো আপ করতে পারি এবং তার পাশাপাশি যদি আসলে আ যে সময়টা আমরা স্ক্রলিং করে ব্যয় করি, সেটা যদি আসলে আমরা বই পড়ে আসলে যদি ব্যয় করার চেষ্টা করি, বা বাস্তবিক আজ এই সময়টুকু আমি খেলতে যাব বা বাইরে এইজনের সাথে কথা বলবো এই যে আসলে ব্যাপারগুলো, সেটা যদি আমরা ক্রমশ নিয়ে আসতে পারি নিজেদের মধ্যে, তাহলে আমার কাছে মনে হয় যে আসলে প্রযুক্তির যে খারাপ দিকগুলো রয়েছে, সেটা হয়তো কিছুটা আসলে কমবে। একেবারে আসলে প্রযুক্তিকে বাদ দিয়ে আসলে আমাদের জীবনকে আসলে বর্তমান সময়ে কিন্তু আসলে কল্পনা করা একদমই যায় না। তো এই ব্যাপারটি নিয়ে যদি আপনি বলতেন?
হুম, হুম। হুম, হুম। এক্সাক্টলি। হুম, হুম, হুম। হ্যাঁ। তাল মেলাতে পাড়া কষ্ট হয়ে যাবে। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। এক্সাক্টলি। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম। হুম, হুম। ঠিক। চালানো যাবে না আসলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক।